হ্যালো! ভাই, কী অবস্থা? কেমন আছেন?
এইতো ভালো, আপনার কি অবস্থা? ভালো আছেন?
হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে?
এইতো ভালোই যাচ্ছে। আপনার দিনকাল কেমন যাচ্ছে?
আমার দিনকালের কথা যদি বলি, আমার দিনকালও আসলে বেশ ভালোই যাচ্ছে। দেখা যাচ্ছে যে, আ এই যে আসলে বাসায় সময় কাটাচ্ছি, ছুটির দিনগুলোতে। এটা কিন্তু খুব ভালো। তাই না?
আচ্ছা। হ্যাঁ তা তো অবশ্যই। আ ছুটি তো আমার এখনো দেয়নি। তবে আ সামনে যেহেতু ঈদ, কিছুদিন পরেই ছুটি দিয়ে দিবে এবং আসলে অ্যা বাসায় সময় কাটাতে পারবো, পরিবারকে সময় দিতে পারবো। আর ভাবছিলাম মানে অনেকদিন ধরেই আসলে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন রেস্টুরেন্ট এর ভিডিও দেখছিলাম। ভাবছিলাম ছুটি পেলেই আসলে সেখানে ঘুরতে যাবো। আপনি কি অ্যা কোন রেস্টুরেন্ট এ গিয়েছিলেন আপনার বোনদের দিনগুলিতে?
হুম। আচ্ছা। হুম। আচ্ছা এই কথা যদি বলেন তো সেক্ষেত্রে না আমার মনে হয়, আ যে আ এই যে ছুটির দিনগুলোর কথা বলেন, রেস্টুরেন্ট এ কিন্তু আমরা যেকোনো সময়ই যেতে পারি। দেখা যায় মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে করে নতুন, নতুন রেস্টুরেন্ট গুলা তে আসলে যেয়ে খেয়ে আসতে। তো আসলে এই যে বাসার যে আ একঘেয়ামিটা রয়েছে আমার মনে হয় এই একঘেয়ামিগুলো দেখা যায় যে, এই অনেকটাই কিন্তু কেটে যায়। এই যে যখন আসলে আমরা আ পরিবারের সাথে আসলে যখন রেস্টুরেন্ট গুলোতে খেতে যাই, তাই না? আপনি কি মনে করছেন?
জি। হ্যাঁ। ঊ জি। হ্যাঁ। হ্যাঁ। একদম। হ্যাঁ, আমিও তো আসলে এরকমটাই ভাবি। যেটা হয় কি যে অনেক সময় আমরা আ যে হ্যাঁ কাজ করতে, করতে খুবই বিরক্ত হয়ে যাই। তখনো কিন্তু আমরা চাইলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার মাধ্যমে আমাদের মুডটাকে আবার ঠিক করতে পারি এবং অ্যা খাবার-দাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় মন খারাপও চলে যায়, তাই না?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায় অনেক সময় কিন্তু আমরা অনেক কিছুই ভাবনা চিন্তা করতে পারি না। আমাদের কাজের চাপে থাকার খা ক্ষেত্রে। তো সেক্ষেত্রে না আমরা যদি আসলে এই যে বাহিরে যে একটু খাবার-দাবার করে আসি, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের চাপের কথা যদি বলি, সেটা কিন্তু অনেকটাই আসলে দূরে চলে যায়। দেখা আ যায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জীবনগুলোকে এনজয় করতে পারছি। তো আপনার কি মনে হয় এই যে আসলে নতুন, নতুন রেস্টুরেন্টের যে খাবারগুলো রয়েছে আমরা যদি দৈনন্দিন জীবনে এগুলো খেতে থাকি, তো সেক্ষেত্রে কি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে?
জি। হ্যাঁ। অবশ্যই। জি। আ স্বাস্থ্যের জন্য আসলে আমি বলবো ভালো হবে না। আর দৈনন্দিন খাওয়ার ক্ষেত্রে। তবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারি। যে বিষয়টা হয় যে আমরা আসলে আ বাহিরে যে খাবারগুলি খাই সেটার স্বাস্থ্যগত মান সম্পর্কে কিন্তু আমরা আসলে খুব ভা ভালোভাবে জানি না। তো সেক্ষেত্রে আ স্বাস্থ্যের ঝুকি তো একটা থেকেই যায় এবং আ বিশেষ করে দেখা যায় যে এখন অনেক রেস্টুরেন্টই বিভিন্ন ধরনের আ কেমিক্যাল মিক্স করছে তাদের খাবারে। আ বিভিন্ন ধরনের মানে ক্ষতিকারক দ্রব্যাদি তারা ব্যবহার করছে খাবারটাকে সুস্বাদু করার জন্য। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি প্রতি নিয়ত রেস্টুরেন্টে যেতে থাকি তখন কিন্তু দেখা যাবে আমরা আ কোন না কোন কারণে আসলে বাহিরের এই যে বা বাজে খাবার গুলি খাবার ফলে অসুস্থ হয়ে যেতেই পারি। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাওয়াটাকে আমি বেশি প্রেফার করি। আপনি?
হ্যাঁ। আচ্ছা। হুম। থেকেই যায়। আচ্ছা। হ্যাঁ। হুম। অসুস্থ হয়ে যাবো, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমিও আসলে এটাই আসলে চিন্তা করি যে মাঝেমধ্যে কিন্তু দেখা যায় আমরা আ কি বলে এটাকে খেতেই পারি। কেননা দেখা যায় এই ধরনের খাওয়া-দাওয়া গুলো আসলে যদি আমরা মাঝেমধ্যেই করে থাকি আমাদের জীবনে, তখন কিন্তু বেশ আনন্দিতই আমরা অনুভব করি এবং দেখা যায় এ ধরনের আনন্দগুলো আমাদের জীবনে কিন্তু বেশ আসলে ভালো একটা প্রভাব ফেলে। তো এই যে ভালো প্রভাব ফেলার কথা যেহেতু চলে আসলো আমার মনে হয় জীবনে আমরা অনেক সময় আ কি বলে এটাকে বিষণ্ণতায় থাকি। দেখা যায় যে মানসিকভাবে সুস্থতা থাকা আ সুস্থ থাকার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের এই যে খাবার দাবার বলুন বা এই যে এই সকল বিষয়গুলো যে রয়েছে। এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের জীবনে। তো সেক্ষেত্রে খাবার-দাবার যেহেতু আমাদের আসলে খেতেই হবে। তো সেক্ষেত্রে না আমার মনে হয় যে আ আমরা কিন্তু বাইরে খেতেই পারি এবং দেখা যাবে যে বাইরে খাওয়া-দাওয়া করার মাধ্যমে আমরা আসলে মানসিকভাবে অনেকটাই দৃঢ় বলুন বা এই যে সুস্থ থাকছি এবং আমার মনে হয় যে বাড়িতে রান্না করা খাবার খেতে, খেতে কিন্তু আমরা একঘেয়ামিতে পড়ে যাই। তো সেক্ষেত্রে আ আপনি এখন কোন ধরনের খাবারটা আসলে রেস্টুরেন্টে খেতে চাচ্ছেন যদি আমাকে একটু বলতেন।
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। একদম। জি। হ্যাঁ। জি। একদম। একদম। জি। হ্যাঁ। জি। একদম। জি। আচ্ছা। আ আমি আসলে আ আমাদের এখানকার একটা রেস্টুরেন্টের নতুন একটি খাবার এড করেছে তারা সেটি হচ্ছে আ বিফ চাপ অ্যান্ড প্লেন পোলাও। তো এই খাবারটি দেখে আসলে খুব সুস্বাদু মনে হচ্ছে এবং আ তাই আরকি এই খাবারটার একটা এক্সপেরিয়েন্স এ নিতে যাচ্ছে। নিতে যেতে চাচ্ছিলাম আমি এবং আমি মনে করি যে ওই রেস্টুরেন্টের আসলে খাবারগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই রেস্টুরেন্টটাকে বিশ্বাস করি এবং এই কারণেই আসলে আমি ওই রেস্টুরেন্টটাতে যেতে চাই। আচ্ছা আপনি কি মনে করেন যে আমরা আসলে যে রেস্টুরেন্টটাতে খাবার খেতে যাচ্ছি সে রেস্টুরেন্ট টা সম্পর্কে আমাদের আ গুণগত মান সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত?
আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আ আচ্ছা। অবশ্যই, অবশ্যই। আসলে আমি মনে করি যে আমাদের কিন্তু উচিত দেখা যায় যে এই রেস্টুরেন্ট গুলোর যে খাবার রয়েছে, এগুলোকে আসলে আ কি বলে? আ আমাদের যাচাই-বাছাই করা দেখা যায় যে রেস্টুরেন্ট এ যাওয়ার আগে যদি আমরা আসলে আ একটু যাচাই-বাছাই করতে পারি অনলাইন থেকে বা বাইরে থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এ ধরনের ঝামেলাগুলো কিন্তু অনেকটাই আসলে কমে আসে। এবং আমি মনে করি যে এটা কিন্তু ঠিক। আমাদের আসলে বাইরে মাঝে মধ্যে খাওয়া উচিত। এর মাধ্যমে আমরা আসলে যে মানসিকভাবে একটা আ শান্তি বলুন এটা আসলে যে আমরা বজায় রাখতে পারি এটাই কিন্তু তার প্রমাণ। তাই না?
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। একদম। হ্যাঁ, এটা তো অবশ্যই বাইরে আ খাবার খাওয়ার মাধ্যমে দেখা যায় আমরা অনেক সময় কিছু সুন্দর মুহূর্ত পার করতে পারি। আমাদের পরিবারের মানুষগুলির সঙ্গে কিংবা নিজেকেও আসলে আ কিছুটা সুন্দর সময় দিতে পারি। যখন আসলে আমরা ভালো কিছু করি তখন কিন্তু দেখা যায় যে, আমরা নিজেদেরকে একটা ট্রিট দিতে পারি কিংবা আমাদের পরিবারের মানুষগুলোকে ট্রিট দিতে পারি। এটার মাধ্যমে পারিবারিক সম্পর্কগুলো আরো বেশি ভালো হয়। আচ্ছা, আপনি কি মনে করেন শুধু রেস্টুরেন্ট নয় রেস্টুরেন্টের যে খাবারগুলো পাওয়া যায়-এয় সেগুলি আসলে আমরা ঘরেও তৈরি করে খেতে পারি?
আচ্ছা। হুম। একদম। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, অবশ্যই আসলে আমি না মনে করি যে আসলে এই যে আ রেস্টুরেন্ট এ যে খাবারগুলো রয়েছে এগুলো আমরা আসলে ঘরেও তৈরি করতে পারি। দেখা যায় অনেক সময় ঘরে তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই আসলে আ স্বাস্থ্য সচেতন হতে পারি। দেখা যায় যে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো এবং পরবর্তীতে দেখা যায় যে আসলে আমরা কিন্তু এর থেকে বেশ আ ভালো একটা বেনিফিট পেয়ে থাকি। দেখা যায় আমাদের আ জীবনে খুব ভালো মুহূর্ত কাটছে। দেখা যাচ্ছে আমরা আ কি বলে স্বাস্থ্য সচেতন থাকার মাধ্যমে আমাদের মনও ভালো থাকছে। তো সেক্ষেত্রে না আমার মনে হয় যে আ এটা কিন্তু ঠিক আমাদের মাঝে মধ্যে আসলে বাহিরের খাবারগুলো বাসায় আসলে তৈরি করে খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু অধিক আসলে স্বাস্থ্য সচেতন হতে পারি। তাই না? আপনার কি মনে হয়?
জি। আচ্ছা। জি, জি। একদম। উ জি। জি। একদম। জি। একদম। হ্যাঁ, আমিও এরকমটাই মনে করি। আসলে বাহিরের খাবারগুলি যদি আমরা ঘরে তৈরি করে খাই। এ তখন কিন্তু আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে এবং আমরা এ খাবারটার মজাটাও অনেক বেশি পাবো কারণ সেই খাবারে কোন ভেজাল থাকবে না। কোন কিছু থাকবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের অবশ্যই উচিত যে বাহিরের যেহেতু একটা স্বাস্থ্যের ঝুঁকির ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে নিজেরাই আসলে খাবার তৈরি করে ঘরে খাওয়া। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা খাবারগুলি কিভাবে তৈরি করতে হবে সেটা সম্পর্কে জানতে পারি। এটা আসলে খুব বেশি একটা কষ্ট কিন্তু হয় না। তো আমি মনে করব অবশ্যই আমাদের অ্যা সচেতন হওয়া উচিত বাহিরের এ খাবার খাওয়ার ক্ষেত্রে এবং আমরা আসলে বাহিরের খাবারটা অতিরিক্ত কোনভাবেই খাওয়া যাবে না। তাইতো না?
হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ একদম, আসলে এই যে বাইরের খাবারগুলো অতিরিক্ত খাওয়ার মাধ্যমে দেখা যায় আমরা অনেকটা সময় অসুস্থ হয়ে যাচ্ছি। দেখা যায় যে, আমাদের যে জীবনটা রয়েছে এটা আসলে অনেকটাই আ কি বলে বাজে দিকে প্রভাবিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের তো আসলে উচিত হবে পরিবারের সাথে বাহিরে মাঝেমধ্যে খেতে যাওয়া এবং দেখা যায় অনেক সময় আমরা অফিসের যে কলিগ রয়েছে, তাদেরকে নিয়ে বাহিরে খেতে যাওয়ার মাধ্যমে কিন্তু দেখা যায় যে সুন্দর ভাবে আমরা আমাদের এই যে আসলে আ একঘেয়ামিটা রয়েছে আমাদের জীবনে এগুলোকে আসলে কাটিয়ে তুলতে পারছি। তো আপনি কি মনে করেন এই যে একঘেয়ামিগুলো আমাদের জীবনে যে রয়েছে এগুলো কাটানোর ক্ষেত্রে কি আমরা আসলে আ কি বলে? এই যে বাহিরে খেতে পারি?
যে। একদম। উ জি। হ্যাঁ। একদম। জি। অবশ্যই। হ্যাঁ, বাহিরে তো খাওয়া যেতেই পারে। আসলে একঘেয়ামির কথা যেটি আপনি বললেন সেটা অবশ্যই। আমরা যখন আসলে আ বাহিরের খাবারের যে ব্যাপারটা ওইটা খাবো তখন আমাদের একঘেয়ামিটা কাটবে। কারণ, আ যেটা হয় যে আমরা অনেক সময় এক খাবার খেতে খেতেও কিন্তু আমাদের আর ভালো লাগে না। তো সেই জায়গা থেকে হলেও যখন আসলে আমরা বাহিরে খাবার খেতে যাবো, ওইটা কিন্তু খুব বেশি ভালো হবে আমাদের জন্যে এবং আমি মনে করি যে আ প্রত্যেকটা মানুষের তার খাবার-দাবারের প্রতি একটু সচেতন হওয়া উচিত এবং আসলে বাহিরে এ খাবার খেতে যাওয়া উচিত কারণ এটির মাধ্যমে অনেক বেশি ভালো থাকা যায়। আ নিজেকে সুস্থ রাখা যায়। তাই তো?
হুম। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হুম। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে আসলে আ রেস্টুরেন্ট এর খাবার-দাবারগুলো তেমন একটা কিন্তু স্বাস্থ্য সচেতন না। কিন্তু আমরা যদি আসলে বাইরে আ না খেয়ে দেখা যায় যে বাসায় খাই সেক্ষেত্রে বাসার খাবারও দৈনন্দিন জীবনে বলুন বা আ এগুলো আসলে অনেকদিন খেতে, খেতে দেখা যায় যে আর ভালো লাগে না। তো সেক্ষেত্রে না আমি মনে করি যে হ্যাঁ, আমরা কিন্তু বাইরে খে খেতেই পারি এবং বাহিরে খাওয়ার মাধ্যমে আমাদের যে স্বাস্থ্যটা রয়েছে এটা কিন্তু খুব আ কি বলে হয়তো কিছুটা ক্ষতি হবে কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা অনেকটাই আসলে আ ভালো ফিল করব। তাই না? আপনি কি মনে করেন এই যে খাওয়া-দাওয়া গুলো রয়েছে বা রেস্টুরেন্ট এ যে স্পেশাল খাবারগুলো আমরা খেয়ে থাকি এগুলো কি আমাদের জীবনে আমাদের মানসিক স্বাস্থ্য প্রভাব ফেলে?
জি। হ্যাঁ। একদম। জি। একদম। জি। প্রভাবিত। জি। জি। হ্যাঁ, অবশ্যই এটা তো আমাদের মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলেই। কারণ ১ম এই আমি যেরকমটা বললাম, যে যেই বিষয়টা হয় যখন আসলে আমরা বাইরে খাই তখন কিন্তু আমরা অনেক ভালো অনুভব করি এবং এটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য, দেখা যায় বাহিরের খাবারটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়। এক কারণ যেরকমটা বললাম যে এক ধরনের স্বাদ কিন্তু আমাদের সবসময় ভালো লাগে না। তো সেক্ষেত্রে যখন আসলে আমরা বাহিরে খাবার-দাবার করব। তখন কিন্তু আমাদের ওই যে একঘেয়ামি ভাবটা সেটা চলে যাবে। আর যার ফলে কিন্তু আমরা একটা আ সুন্দর যেটাকে বলে যে আমরা ভালো একটা মানসিক শান্তি পাবো। নতুন একটা খাবারের স্বাদ পাবো। এটা কিন্তু আমাদের একটা নতুন এক্সপেরিয়েন্স এড করবে। তাই তো?
হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। হ্যাঁ একদম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আমি মনে করি আমাদের জীবনে আসলে এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো কিন্তু আ বেশ প্রয়োজনীয় এবং দেখা যায় যে অভিজ্ঞতার ফলে আমরা কিন্তু জীবনে অনেকটাই আসলে ভালো কিছু করতে পারি। তো সেক্ষেত্রে না আমার মনে হয় যে আমাদের আ নতুন, নতুন আসলে এক্সপেরিয়েন্স করা দরকার। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমরা আসলে ভালো থাকতে পারছি নিজেদেরকে আসলে, কী বলে? যে স্বাস্থ্যটা রয়েছে এর প্রতি কিন্তু যত্ন নিতে পারছি। তো এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই দেখা যাবে যে একে-অপরের সাথেও খুব ভালো সম্পর্ক করতে পারছি। আবার নিজেদের সাথেও দেখা যায় অনেক সময় খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে যখন আসলে আমরা ভালো খাওয়া-দাওয়া করি। তাই না?
জি। হ্যাঁ। হু, হু। জি। জি। একদম। জ্বি একদম, একদম। আর খাবার-দাবার ব্যাপারটাই আসলে এরকম। এটা <scoffs> আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। আমরা যে খাবারই খাই না কেন ওই খাবারটা যদি আ স্বাদগত মান ভালো হয় তখন কিন্তু আমরা খুব বেশি উপভোগ করি। তবে যে বিষয়টা হয় কি, যেই ভালো খাবারের স্বাদটা গ্রহণ করতে গিয়ে কিন্তু আমরা একটু নিজেদেরকে অনেক সময় ঝুঁকির মুখে ফেলে দেই। যেইরকমটা হয় যে আমরা, আসলে স্বাস্থ্যের কথা চিন্তা করি না। তবে আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই আ স্বাস্থ্যটা সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত। তা না হলে কিন্তু বাহিরের খাবার খেতে, খেতে রেস্টুরেন্টে গিয়ে খেতে, খেতে আমরা আ মানে একটু আ আ আসক্ত হয়ে যেতে পারি এই ধরনের খাবারের প্রতি এবং এটা আমাদেরকে মানসিকভাবে এবং স্বাস্থ্যগতভাবে দুর্বল করে দিতে পারে। তাই না?
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। আচ্ছা।
এবং তার পাশাপাশি যেটা হয়, আমি আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব। জ্বী।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। আসলে, আমরা আসলে চেষ্টা করব যে, আ ভালো খাবার খাওয়া ভালো খাবারগুলো খাওয়ার জন্য, যেগুলো আসলে আমাদের জীবনকে প্রভাবিত করবে। এবং দেখা যায় যে, এই যে ভালো খাবার খাওয়ার মাধ্যমে, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে, আ সুস্থ থাকছি। তো, সেক্ষেত্রে না আমার মনে হয় যে, এই যে সুস্থতার ক্ষেত্রে আ এই যে আ খাবার দাবার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে, আমাদের উচিত বাহিরে মাঝেমধ্যেই খাওয়া। কেননা, দেখা যায় এ ধরনের খাওয়া দাওয়া গুলো করার মাধ্যমে আমরা আমাদের আ মস্তিষ্ককে ভালো রাখতে পারছি। দেখা যায়, প্রায়শই রেস্টুরেন্টে আমরা যেয়ে থাকি। তো এগুলোই ছিল আসলে আ এর কারণ, কেন আমরা বেশিরভাগই রেস্টুরেন্ট-এ যেয়ে থাকি। তো আসলে, আশা করছি আপনি ভালো থাকবেন। এবং এই যে খাবার নিয়ে কথা বললাম আপনার সাথে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবং আ কি বলে এটাকে, আ আশা করছি, আবারো আপনার সাথে কথা হবে পরবর্তীতে। আপনি ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
জ্বী। জ্বী। হ্যাঁ। জ্বী। একদম। জ্বী। জ্বী। জ্বী। আপনার সাথে কথা বলেও কিন্তু আমার অনেক বেশি আ ভালো লাগলো, এবং আ খাবার আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। বিশেষ করে রেস্টুরেন্টে-এ গিয়ে খাবার খেলে এবং আমি মনে করি, আমাদের রেস্টুরেন্ট-এ যাওয়া উচিত, তবে সেটা আসলে সীমিত আকারে। এক তা না হলে দেখা যাবে যে আমরা মানসিকভাবে আ এবং স্বাস্থ্যগতভাবে আমরা অসুস্থ হয়ে পড়ব। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খাবার খাবো বাহিরে। এটা আমাদের সম্পর্কগুলিকে ভালো রাখতে সাহায্য করে, যখন আমরা পরিবারকে নিয়ে যাই কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে যাই। তবে আসলে, এটা অতিরিক্ত করা যাবে না। আমি মনে করি, এভাবেই আমরা আসলে সবকিছু মিলে, ভালো থাকতে পারবো। আপনার সাথে কথা বলে, খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম ঠিক।